ইয়া। আ কিন্তু
কিন্তু তো আমাকে মাইক্রো ম্যানেজ করা যাবে না ভাই। আমাকে ক্রিয়েটিভ ফ্রিডম টা দিতে হবে।
একদম ঠিক, একদম ঠিক। ক্রিয়েটিভ ফ্রিডম যদি না দেয়, আসলে কি দিন শেষে আমার মনে হয় যে মানুষের খালি, খালি লাগে। আ যে আমার কেনো আমার ভিতরে কিছুই নাই। একটা খালি বক্স, যেভাবে বলবে ওরকম মানে আপনি চার্লি চ্যাপলিন দেখেছেন কিনা একটা ভিডিও আছে ফ্যাক্টরির। ফ্যাক্টরির ভিতরে যে চার্লিকে বলতেছে যে, "বোল্ট নাট টাইট" এক্সাক্টলি ইয়েস, ইয়েস নাট টাইট এর কাহিনী। ওটা মনে হয় কি আ যে ফ্যাক্টরিতে খালি কাজ করে না। এটা অফিসেও কাজ করে। যে মানুষ বলে না যে, "এই কাজ কর, ওই কর কাজ করো। ওই একই জিনিসই ভেবেই চল, এইভাবেই লিড করতেসে, এভাবেই করো।" তো অনেকটা চার্লি চ্যাপলিন টাইপেরই হয়ে যায় সিচুয়েশন টা। তো আপনি যখন
হুম। হ্যাঁ। <chuckles> নাট টাইট করার কাহিনী তো? <giggles> হুম। উহুম। ওই মেশিন, মেশিন আ লিড করতে, করতে নিজেই মেশিন হয়ে যেতে হয়।
হুম, একদমটাই ঠিক। এর থেকে ভালো আমি চাই ক্রিয়েটিভ ফ্রিডম টা যেন নিজের মতো নিজে করতে পারি। আর যেটা দেখেছি নিজের মতো যখন নিজে কিছু করতে পারবেন না, ওর থেকে আরো বেশি প্রাউড মোমেন্ট আর থা লাগ লাইফে নাই।
উহুম। হুম, হুম। আসলেই ওই যে বা '3 Idiot' এ একটা কথা আছে। এ এ বা বলে না ফারহান যে, "বাবা কয়টা টাকা কম কামিয়ে নেব তাতে কি হয়েছে? আমি তো খুশি থাকব।" এইটাই আরকি। এই যে ক্রিয়েটিভ ফ্রিডম টা পাইলে এ টাকা কম হইলে যায় আসে না তেমন একটা ভাই। কিন্তু কাজ করে যে শান্তি ভাই, এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। কাজ
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, খুশি থাকব। একদম ঠিক। একদম তাই ঠিক। উম না। হুম। কাউকে ব কাউকে বলে বোঝা যাবে না।
ও সেটাই। আ কাজ একটা ভাই পেইনফুল জিনিস। এটা সত্য কথা। না করতে পারলে আমরা খুব খুশি হতাম। এতে কোনো এতে কোনো দ্বিধা নাই। কিন্তু কাজ যখন করতেই হবে, অর্থের যখন দরকার। এমন কাজ করি যা আসলে আমরা পছন্দ করি, ভালোবাসতে পারবো এবং যা করে না ওই স্যাটিসফ্যাকশন যে জিনিসটা ওইটা আমরা পাবো। এন এ এ আমার মনে হয় ভাই এটাই খুব দরকার এখন যে অবস্থাতে পুরা দেশের আমার তো মাঝে, মাঝে মনে হয় যে সবকিছু বাদ দেই পটলাক আ বগলে নিয়া আ কি বলে জঙ্গলে যাইয়া বইসা থাকি।
হুম। সেটাই। কিন্তু। <chuckles> হুম, হুম। জি। বা ওয়ার্থ ইট। হুম। সেটাই ভাইয়া। একদমই ঠিক। <chuckles> <chuckles> <chuckles> এই দ বাস বাস বসবাস করি একদমটাই ঠিক। তবে তবে স্বপ্ন দেখা ভুল না। মানে কোনো ভুলের কিছু না। স্বপ্ন দেখে আপনার যদি ভালো চয়েস মতো কাজ পান তাহলে তো একদম লাইফ ভালোই ইন ক্লাউড 9 যাই হোক যাই ঘুমাই। অনেকক্ষণ ধরে কাজ নিয়ে কথা বললাম। <chuckles> তো আপনার সাথে ইনশাআল্লাহ সামনে আরও গল্প হবে জীবন নিয়ে। তো বা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।
সেটাই। হুম, হুম। উম হুম। <giggles> উ হুম। উ হুম। আপনাকে অসংখ্য ধ